কত দূর যেতে পারে, কত করতে পারে। হুম? আমার কিন্তু এটা মনে হয় বন্ধুত্বের ব্যাপারগুলো এতটা কিন্তু আপনি আমরা যত সহজভাবে নেই যে বন্ধুত্ব বা বন্ধু আসলে অত সহজ না। এটার মধ্যে কিন্তু অনেক ত্যাগ, অনেক বিশ্বাস, অনেক আস্থার একটা সম্পর্ক। আপনি যদি আমাকে প্রাণ খুলে যদি কথায় বলতে না পারেন তাহলে আমার বন্ধু আপনার দরকার নেই। হ্যাঁ? যা আমরা দেখুন স্কুলে আমরা অনেক শত, শত ছেলের সাথে পড়েছি না? কিন্তু এ কি? আমার ক্লাসমেট। ও কি? আমার সাথে পরিচিত। কিন্তু বন্ধু কথা যখনই কারো উপর তকমা দেই, তার মানে he is something special then others.
হু। জি। হুম। হুম। অবশ্যই। হুম। আসলেই। হুম। একদম। হুম। হুম। জ্বি। হুম। একদম। হুম।
তাই আপনার কি মনে হয়?
না, একদম ঠিক কথা বলেছেন। আমারও সেটা মনে হয় যে সবাইকে কিন্তু আসলে আ মানে ফ্রেন্ড ফ্রেন্ড এভাবে বলা যায়। বাট আসলে close friend যেটা, সেটা কিন্তু আসলে সবাইকে আমরা ধরতে পারবো না। কারণ আমাদের অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে batchmate দেরকেও আমরা বলি যে ফ্রেন্ড "ও আমার ফ্রেন্ড।" কিন্তু আপনি জানেন যে আপনার হাতে গোনা কিন্তু ২, ৩ জনই থাকে। যারা আসলে সেই লেভেলের deep মানে আপনার সেই লেভেলের information জানবে। তো এই এই বন্ধুত্বগুলো আসলে অনেক আলাদা বা অনেক বিশেষ বলবো। আর আমার মনে হয় কি? যে আসলে আ বন্ধুদের সাথে কিন্তু ছোটবেলায় অনেক ভালো সম্পর্ক জুড়িয়ে রাখে। যেমন আমি যদি বলি আমার সেই ফ্রেন্ডের সাথে কিন্তু প্রথম যে রেস্টুরেন্টে খাওয়ার যে অভিজ্ঞতা আমি দেখা যাচ্ছে যে কোয়ার্টারে quarter এ বড় হয়েছি। একটু sheltered life। আমার ফ্রেন্ড ও। বাট সে আসলে বাইরে-টাইরে যাইতো। তো দেখা যাচ্ছে ১ম মনে হয় রেস্টুরেন্টে আমরা ১ম যখন যাই ওর সাথেই যাই। আমি আর ও টাকা জমায়ে, জমায়ে টিফিনের টাকা জমায়ে, জমায়ে একদিন একটা ভালো রেস্টুরেন্টে গেলাম। তো এইযে 1st রেস্টুরেন্টে যাওয়া থেকে 1st সেলারি 1st সবকিছু কিন্তু এই ফ্রেন্ডের সাথে কিন্তু আসলে শেয়ার করা। তো সেইক্ষেত্রে কিন্তু তার সাথে সময় কাটানো যেগুলো সেগুলো কিন্তু আসলে খুবই ইম্পোর্টেন্ট। কারণ জীবনের বড়, বড় মাইলফলক যেগুলো সেগুলো কিন্তু ওদের সাথে আমি বলবো যে আসলে আমরা পার করে আসি।
অবশ্যই সেটা। আ এন বলে। হ্যাঁ। রাইট। রাইট। হেম রাইট। হু, হু। হু, হু। হু, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। যা রাইট। উহু। হু, হু।